আচ্ছা, অনেকের তো আসলে অনেক ক্ষেত্রেই বন্ধু বানায়, বা বন্ধু হয়। তো আ আপনার কি আসলে কনসার্টে নতুন কোন বন্ধু হয়েছে?
উ হুম। আচ্ছা, এটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং বিষয় যে, কনসার্টে বন্ধু হওয়া। আমি আব ব্যক্তিগতভাবে খুবই গান পছন্দ করি, এবং গান শুনতে পছন্দ করি। তো আ কনসার্টে কিন্তু আমার প্রায়ই যাওয়া হয়। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে, অ্যা এরকম কিন্তু অহরহ হয়েছে, যে, কনসার্টে যেয়ে নতুন বন্ধু বানিয়েছি, এবং এটা কিন্তু আমার জন্য খুবই আনন্দদায়ক একটা স্মৃতি।
উম হুম। উ জি। আ হা আচ্ছা। বুঝতে পারছি। তো এই যে, বা কনসার্টে <scoffs> বন্ধু হওয়ার যে, ক্ষেত্রটা আরকি, সেটা আসলে কেমন হয়? বা আ বন্ধুত্বের যে, আ কি বলে? ব্যাপারটা সেটা আসলে কি আপনার বাস্তব জীবনে পুরাতন বন্ধুদের মতোই হয়? নাকি আসলে আ কয়েকদিনের মধ্যেই আসলে আ ওই যে, বন্ধুত্বের যে, ব্যাপার, সেটা আসলে হারিয়ে যায়?
জি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, দেখুন আ আমি যদি ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি, দেখা যাচ্ছে যে, কিছুদিন আগে অ্যা বাংলাদেশে একজন পাকিস্তানি গায়ক এসেছিলেন, এবং আ সেটা অনেক হাইপড হয়েছিল। তো সেইখানে কিন্তু আমি গিয়েছিলাম, গানটা শুনতে। তাদেক তায়িক সেই গায়কের গান শুনতে, কিন্তু সেই কনসার্টে গিয়েছিলাম, এবং সেইখানে যাওয়ার পর একটা ছেলের সাথে কিন্তু আমার পরিচয় হয়েছে, এবং আ সেই ছেলের সাথে আমার পরিচয়টা খুবই, আ খুবই অস্বাভাবিকভাবে হয়েছে। যেমন ধরুন হচ্ছে, আ এ কনসার্ট এর মধ্যে তো আপনার হচ্ছে মানুষের ধাক্কাধাক্কি হয়, গায়ে ঘষাঘষি হয় মানুষের। তো সেই ছেলের সাথে আসলে আমার একটা ধাক্কা লেগেছিল। এবং তখন কিন্তু আসলে আ ছেলেটা ব্যথা পেয়েছিল। তো আমি কিন্তু তাকে যেয়ে, অ অনেক বেশি তাকে সরি চিক সরি বলেছি, বা অ্যাপোলোজাইজ করেছি। বা দেখা গেছে অহ হ্যাঁ।
উ জি। হ্যাঁ, হ্যাঁ। উম আচ্ছা। আ যেমন? হ্যাঁ, হ্যাঁ। উম জি। মানে আ তার সাথে আসলে যে, অন্তরঙ্গর যে, ব্যাপারটা আছে, আন্তরিকতার যে, ব্যাপারটা আছে সেটা আসলে আপনি আ পালন করেছিলেন। জি। তারপরে বলছিলেন?
এ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নিশ্চয়ই, নিশ্চয়ই, নিশ্চয়ই, নিশ্চয়ই। এবং তখন কিন্তু তাকে আমি আসলে আ পানি দিয়েছিলাম, পানি খাওয়ার জন্য, এবং তখন কিন্তু আসলে আ মনে হয়নি যে, আমাদের মধ্যে এতো ভালো একটা বন্ধুত্ব হবে। কারণ শুরুটাই আসলে এইভাবে হয়েছে। তো পরবর্তী সময়ে দেখা যাচ্ছে, যে, আমরা একসাথে আ পরে যখন তাকে উঠিয়েছি, ওঠার পর কিন্তু আমি বলেছি, "ভাই আমরা আমি আপনার সাথে থাকি, যতক্ষণ না আপনি সুস্থ অনুভব করছেন।" তো সেভাবে কিন্তু পরে তার সাথে কথাবার্তা হয়েছে, পরিচয় হয়েছে, তার সম্পর্কে জানতে পেরেছি, এবং সেও আমার সম্পর্কে জানতে পেরেছে। তো গানের ফ্লোতে, ফ্লোতে না এরকম হয়েছে, যে, আ মনে হচ্ছিলো সে আমার অনেক পুরাতন বন্ধু, এবং আমরা দুজন কিন্তু একসাথে এনজয় করা শুরু করেছি। এবং আ আ আ
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। <clears throat> জি। হ্যাঁ, আচ্ছা। হুম, হুম। <chuckles> হুম, বুঝতে পারছি। কেউ বা আ আপনার ওই বন্ধুটার কথা বললেন, যার সাথে আসলে পরিচিত হয়েছিলেন, তো তার সাথে বা তাদের যে, বয়সের ব্যাপারটা ছিল, সেটা আসলে কেমন ছিল? মানে আপনাদের বয়সের আশেপাশেই?
জি, জি, জি। উম হুম। আচ্ছা, হ্যাঁ। এটা কিন্তু আমি শুরুতে বুঝতে পারিনি, কিন্তু পরবর্তী সময়ে কিন্তু আসলে বুঝতে পেরেছি, সে আমার ক্লাসমেট, এবং এইটা কিন্তু সেখানে তার কাছে আমি জানতে পারিনি। আমি আসার সময় কিন্তু সে আমার থেকে সোশ্যাল মিডিয়ার অ্যা অ্যাকাউন্টস নিয়েছে, বা এই ধরনের আ কিছু আমা আমাকে কনট্যাক্ট করার মতো জিনিস ইনফরমেশন নিয়েছে। পরবর্তী সময়ে যখন তার সোশ্যাল মিডিয়াতে গেলাম, যাওয়ার পর কিন্তু আসলে আমি দেখতে পেয়েছি, যে, সে আমার ক্লাসমেট, এবং আ এখন পর্যন্ত কিন্তু সে বন্ধুত্বটা অনেকখানি টিকে আছে, এবং খুবই ভালোভাবে টিকে আছে।
হ্যাঁ, হ্যাঁ। আ জি। হ্যাঁ, হ্যাঁ। হুম। মানে এখন পর্যন্ত ঐখান থেকে যে, পরিচিতটা হয়েছিলেন, তো সেইখান থেকে যে, আ একটা পা মানে পা অন্তরঙ্গর তার সৃষ্টি হয়েছিল। তো সেটা আসলে এখনো পর্যন্ত আরকি টিকে আছে। তো আপ সোশ্যাল মিডি আ সোশ্যাল মিডিয়া বা আপনার এইযে কনসার্টের ক্ষেত্রে, বিশেষ করে তো কনসার্টের কি আসলে এই ধরনের বন্ধুত্ব কি আপনার আ প্রায়শই তৈরি হয়? নাকি অ পা আ খুবই রেয়ার কেস এটা?
জি, জি। হ্যাঁ। নিশ্চয়ই, নিশ্চয়ই। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা ক এ দেখেন আমরা তো ছেলেমানুষ ভাই। যেখানে যাই সেইখানে আমাদের বন্ধু হয়ে যায়, বা আ ধরুন হচ্ছে একটু কথা বলছি, তাকে আমরা বন্ধুদের মতো আসলে ট্রিট করা শুরু করি। তো সেইক্ষেত্রে দেখা যাচ্ছে, যে, আ প্রায় সব জায়গায় গেলে, কিন্তু শুধু যে, কনসার্ট এরকম নয়, সব জায়গায় গেলে কিন্তু আমার বন্ধুত্ব হয়। কিন্তু সব সব বন্ধু যে, আসলে অনেক বেশি লাস্ট করে এরকম কিন্তু নয়। যেমন ধরুন হচ্ছে আ একটা ব্যক্তিগত অভিজ্ঞতা এখানে শেয়ার করতে হয়, যে, চট্টগ্রামে গিয়েছিলাম। সেইখানে যাওয়ার পর আসলে আ ঘুরতে গিয়েছি। আমি কিন্তু চট্টগ্রামে থাকি না। তো সেইখানে ঘুরতে যাওয়ার পর একটা কনসার্ট আছে। সোট সো সেই কনসার্ট এ যাওয়ার পর সেখানে একটা বন্ধু হয়েছে, এবং সেই বন্ধুর বাড়ি ছিল খুলনায়। তো সেও চট্টগ্রামে ঘুরতে এসেছিল। আমিও ঘুরতে এসেছিলাম। তো সেইখানে যে, বন্ধুত্ব হয়েছে পরবর্তী সময়ে এটা এতো আম এক এত এতো ভালো একটা বন্ধুত্ব হয়েছে, যে, আমি যখন খুলনায় গিয়েছি, আমি তাকে ফোন করেছি, এবং সে এসেছে, এবং সে এখন দেশের বাহিরে আছে। তো আমি যখন ব্যবসা করছি তাকে আ আমি আসলে তার হেল্প নিচ্ছি, সে আমাকে হেল্প করছে। তো এরকম কিন্তু একটা সম্পর্ক হয়ে গিয়েছে।
হ্যাঁ, হ্যাঁ। আন জি। উ হুম। না, সেটা তো বটেই। উম হুম, উম হুম। উম জি। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। জি। উম হুম। আ আ মানে বা তা একটা পর্যায়ে যে, আসলে, আপনি ওই বন্ধুর সাথেই আরকি ওই যে, ব্যবসায়ের যে, ক্ষেত্রটা আছে, সেখানে আসলে জড়িত হয়ে গিয়েছিলেন। তো আ আপনার যে, ক্লাসমেটের কথা বলছিলেন, তো ক্লাসমেটের ক্ষেত্রে যদি আসলে আ আরেক আরেকটু দ আসি আবারো। তো সেক্ষেত্রে আপনার ক্লাসমেট কি আপনার ওই যে, আগে থেকে পরিচিত ছিল? মানে আগে থেকে যে, যেমনটা আসলে বলছিলেন, যে, ক্লাসমেট। তো আপনি ক্লাসে যেয়ে তার ব্যাপারে আসলে দেখেননি? বা আগে, আগে আগে থেকে চিনতেন না?
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ। আ না, না, না। আসলে এরকম ছিল না। আ মানে আমি তাকে কখনো দেখিনি। আ এবং আ ঐটা 1st ছিল। তো যাওয়ার পর আসলে আ যখন আসলে দেখেছি তার আ আ সোশ্যাল মিডিয়া তে দেখেছি, তখন কিন্তু আমি অনেকখানি অবাক হয়ে গিয়েছিলাম এবং আমি কিন্তু অনেকখানি আ শকড হয়েছিলাম যে, আল্লাহ এই ছেলেকে আমি চিনি না। এবং তার সাথে আমার কোথায় যেয়ে দেখা হয়েছে, কোথায় যেয়ে পরিচিত হয়েছে এবং কোন জায়গা থেকে আসলে বন্ধুত্বটা হয়েছে। তো আসলে তখন আসলে ভাবছিলাম যে, পৃথিবীটা আসলে অনেকখানি গোল।
হ্যাঁ, হ্যাঁ। উম জি। মানে জি। বুঝতে পারছি। <chuckles> না সেটা তো আসলে এই যে, আ এখানে এক মজারই একটা ব্যাপার যে, আপনার একজন ক্লাসমেট আপনি আগে থেকে চেনেন না কোন একটা কনসার্টে যেয়ে আসলে আপনার ক্লাসমেটের সাথে আ বন্ধুত্বপূর্ণ যে, আচরণ বা বন্ধুত্বের যে, সম্পর্কটা সেটা আসলে তৈরি হয়। তো আ এমন পরিস্থিতিতে যখন আসলে আপনারা বুঝতে পেরেছিলেন বা ২ জনই যখন আসলে বুঝতে পারেন যে, না আমরা, আপনারা একে অপরকে চিনেন। তো সেক্ষেত্রে আসলে তা আপনাদের ২ জনের প্রতিক্রিয়া বা আপনার বন্ধুর প্রতিক্রিয়াটা আসলে কেমন ছিল?
হ্যাঁ, হ্যাঁ। নিশ্চয়ই, নিশ্চয়ই। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি। হ্যাঁ। জি, আমরা তো ততক্ষণে অনেক ভালো বন্ধু হয়ে গিয়েছি এবং আ দেখা যাচ্ছিলো যে, আমাদের প্রতিক্রিয়া অনেক, অনেক বেশি আসলে অবাক হয়েছিলাম এবং আমরা কিন্তু আসলে বিষয়টা মানতে পারছিলাম না যে, একই ক্লাসে পড়েছি বা একই সাথে ছিলাম কিন্তু কখনো একজন, একজনকে দেখিনি বা পরিচিত হইনি। ওই যে, ভাই আ আপনার ভার্সিটির জীবন যেমন হয়। যে, হচ্ছে ১ জন ক্লাসে আসে তো আরেকজন আসে না বা ভার্সিটিতে আসলে যেয়ে আসলে বন্ধুত্বটা কিন্তু সেরকম হয় না। তো সেই ক্ষেত্রে আসলে এই জিনিসটা আমাদেরকে নিশ্চিতভাবে অনেক বেশি অবাক করেছিল এবং আমরা আসলে মানে নিজেদের প্রতি অনেক বেশি ডিসাপয়েন্টেড ছিলাম। যে, এক একই ক্লাস থেকেও কেন একজন, আর একজনকে চিনিনি।
উম জি। আ হ্যাঁ, হ্যাঁ। <chuckles> উন জি। আ হ্যাঁ, হ্যাঁ। হান জি। আ হ্যাঁ, হ্যাঁ। আ বুঝতে পারছি। হ্যাঁ, তো বুঝতে পেরেছি। তার মানে আসলে আপনি বলতে চাচ্ছেন যে, ভার্সিটির যে, আসলে ঐ যে, আ ১ জন উপস্থিত আছে আরেকজন অনুপস্থিত আছে তার কারণেই আসলে আপনাদের কি পরিচিতির ব্যাপারটা আছে আ সেটা আসলে আপনার আর আ মানে পরিচিতির যে, ব্যাপারটা সেটা আসলে পুরোপুরি হয়ে ওঠে না আর কি। তো আ তারপরে আবার বলছিলেন যে, আপনার আ 'চিটাগাং' এর কোন একটা কনসার্টের কথা তো সেখানে যে, আসলে 'খুলনার' কোনো একটা বন্ধুর সাথে আপনি পরিচিত হন। তো আপনার ওই বন্ধুর সাথে কি আসলে আপনার এখনও আ পরিচিত বা মানে যোগাযোগটা আছে বা এখনো কি আসলে আপনি সেই ব্যবসা বা আপনার কর্মক্ষেত্রের যে, ব্যাপারগুলো এখনো কি চলমান <scoffs> কি না?
হ্যাঁ। নিশ্চয়ই, নিশ্চয়ই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। জি, জি, জি, ভাই, এবং আ গতকালকেও তার সাথে আমার কথা হয়েছে। গতকাল আ রাতেও তার সাথে আমার কথা হয়েছে এবং দেখা যাচ্ছে যে, তার সাথে আমার পরিচয় আ খুব সম্ভবত ২০২৩ এ তো সেই সময় থেকে আ এখন পর্যন্ত কিন্তু তার সাথে আমার সেই সম্পর্কটা আছে এবং আমরা কিন্তু ঠিক আ এ একইভাবে বা খুবই ভালোভাবে কিন্তু একটা সুন্দর সম্পর্ক বজায় রেখেই চলছি।
হুম, জি। হ্যাঁ, হ্যাঁ। হুম, জি। না, আসলে ভা ব্যাপারটা কিন্তু আসলে অনেক সুন্দর আর ভালো একটা ব্যাপার যে, একই সাথে আসলে আ আপনি আ তার কাজ তারপরে সম্পর্ক সবকিছু আসলে মিলিয়ে চলছেন। তো আ এই যে, কনসার্টে যে, কি আসলে আপনার প্রা প্রায়ই প্রতিটা কনসার্টেই এমন হয় নাকি আসলে শুধুমাত্র এই ২ জন বন্ধুর সাথেই আপনার পরিচিতিটা হয়েছে আর কি?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, দেখুন আ বন্ধুত্ব বিষয়টা হচ্ছে যে, আপনার আ সবসময় পাশে থাকতে হয়, বা ধরেন হচ্ছে বন্ধু, বন্ধু বিষয়টা কিন্তু একদম আলাদা। কিন্তু দেখা যাচ্ছে, যে, আমি আপনাকে আগেই বলেছি, যে, ভাই আমরা ছেলে মানুষ। যেইখানে যাই, সেইখানে আসলে বন্ধু হয়ে যায়। তো আ কনসার্ট এ গেলাম। দেখা যাচ্ছে, যে, আমাদের গ্রুপের সাথে, আরেকটা গ্রুপ এ আসলে আ ভাইব টা ম্যাচ করছে, বা আমরা আসলে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে, যে, আমরা আসলে মনে হচ্ছে না আমরা আসলে সেইম ভাইব, বা এরকম একটা ফিল করছি। তো তখন কিন্তু একটা তখ তৎক্ষণাৎ কিন্তু একটা বন্ধুত্ব হয়ে যায়, এবং সেই বন্ধুত্বটা কিন্তু সেই কনসার্ট এর মধ্যেই সীমাবদ্ধ থাকে। যখন আসলে কনসার্ট এর গেটটা পার হয়ে যায়, তখন কিন্তু আর ১ জন আরেকজনের সাথে যোগাযোগ থাকে না। কারো সাথে কারোই যোগাযোগ থাকে না, এবং আ পরবর্তীতে আর দেখাও হয় না, বা আ কেউ কিন্তু আর সেইভাবে নি কাউকে চিনি না। তো এই বিষয়টা কিন্তু হয়। আ কিন্তু বন্ধুত্ব খুবই রেয়ার জিনিস এবং এটা কিন্তু ওই ২ টা বন্ধুত্ব ছিল, যাদের সাথে আসলে এখন পর্যন্ত জিনিসটা সম্পর্কটা কন্টিনিউ হচ্ছে।
উম জ্বি। হ্যাঁ, হ্যাঁ। উম জ্বি। আ মানে মিউচ্যুয়াল এর যে, ব্যাপারটা আরকি। হ্যাঁ। উম জ্বি। হুম। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> আচ্ছা তা তার মানে আসলে আপনার এমনিতে যে, কনসার্টের ক্ষেত্রে, দেখা সাক্ষাৎ, বা আপনার ওই যে, ওই পর্যন্তই আসলে সীমাবদ্ধ থাকে, বেশিরভাগ ক্ষেত্রে। এটাই তো বোঝাতে চাচ্ছেন, তাই তো? জ্বি। তো এখন আপনার এই যে, কনসার্টে কি আসলে আপনার এমনটা হয়েছে, যে, কোন একটা মিউচ্যুয়াল গ্রুপের সাথে গিয়েছেন। তো আ ঐখানে আপনার আ মানে কোন একটা গ্রুপে যাওয়ার পরবর্তীতে আসলে আপনার কোন একটা বন্ধু আরকি কনসার্টে গিয়েছে। তো যাবার পরবর্তীতে যে, আসলে আপনার ওই গ্রুপের সাথে দেখা যায় যে, আপনার একজন পরিচিত আছে, আর মানে ঐ গ্রুপের ভিতরে আপনার একজন পরিচিত আছে, আর ওই, ওই একই গ্রুপে আরকি আ আপনাদের গ্রুপের একজনের সাথে পরিচিত আছে। এইভাবে করে আসলে সম্পূর্ণ গ্রুপটা আসলে ২ টা গ্রুপে মিলে একত্র হয়ে যার কোনো আ অভিজ্ঞতা আপনাদের আছে কিনা?
উম হুম। নিশ্চয়ই, নিশ্চয়ই, নিশ্চয়ই। জ্বি, জ্বি, জ্বি। একদম, একদমই। হ্যাঁ, হ্যাঁ। এহ আ এরকম অভিজ্ঞতা নিশ্চিতভাবে আছে ভাই। দেখুন, আ আমি অনেক বেশি কনসার্ট এ যাওয়া হয়তো। তো গত কিছুদিন আগে কিন্তু আমি একটা কনসার্ট এ গিয়েছিলাম। এই আপনার এক সপ্তাহ হবে। তো সে ১ সপ্তাহ আগে যে, কনসার্ট এ গিয়েছি, সেখানে আসলে দেখা যাচ্ছে, যে, আমার বন্ধু এবং তাদের বড় ভাইয়েরা আসছে। তো সেই গ্রুপের সাথে, কিন্তু আমি গিয়েছি। তো যাওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছি, আ আমরা কিন্তু জিনিসটা খুবই এনজয় করতেছিলাম। তো সেই বড় ভাইরা কিন্তু আমার পরিচিত ছিল না। তারা আমার বন্ধুর পরিচিত ছিল, এবং যাওয়ার পরবর্তী সময়ে কিন্তু আমার পরিচিত হয়েছে। তো পরবর্তী সময়ে দেখা গেছে, যে, আমার একটা আরেকটা বন্ধু, আ মানে <smacks lips> কোইন্সিডেন্টলি সে কনসার্ট এ এসেছে হ্যাঁ, তাকে আমি দেখেছি কনসার্টে এবং দেখার পর তার যে, গ্রুপ ছিল, তার সাথে যারা এসেছিল, তারা আবার আমি যে, গ্রুপের সাথে গিয়েছি, তাদের সাথে পরিচিত। তো দেখা গেল যে, একদম আপনার, আ আমরা জা জি, হ্যাঁ, হ্যাঁ।
উম জি। হ্যাঁ, হ্যাঁ। উম জ্বি। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। জী। হ্যাঁ, হ্যাঁ। উ মানে এহ ঐখানে, হ্যাঁ। জী। হা আচ্ছা। মানে এহ পরিচিত আপনার, মানে আপনারই একটা পরিচিত বন্ধু, সে তার গ্রুপের সাথে, আর আপনি আপনার গ্রুপের সাথে। হ্যাঁ, তারপরে বলছিলেন?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এটা কিন্তু অনেক বেশি আসলে মিল হয়ে গিয়েছিলো, এবং আমরা কিন্তু পরবর্তী সময়ে সবাই একসাথে হয়ে, কনসার্ট টা উপভোক্ত করেছি এবং এটা কিন্তু আমাদের জন্য খুবই একটা ভালো স্মৃতি হয়ে গিয়েছে, এবং মধুর স্মৃতি হয়ে গিয়েছে।
জী। হ্যাঁ, হ্যাঁ। হুম। উম বুঝতে পারছি। না, আসলেই এই ব্যাপারটা মধুর স্মৃতি হওয়ারই একটা কথা। কারণ আ যখন আসলে বা একটা গ্রুপ বা মানে, ২ জন ২ টা আলাদা, আলাদা গ্রুপ যখন আসলে একত্রে হয়ে যে, আসলে একের সাথে আরেকজনের সাথে যে, আন্তরিকতার যে, ব্যবহার বা আ যে, আনন্দ করার যে, বিষয়টা, সেটা আসলে একবারেই হয়ে যায়। তো পা আপনার কি এই যে, আ এই ধরনের পুরাতন বন্ধুদের সাথে, যাদের সাথে আসলে পরিচিত হয়েছেন। তো তাদের সাথে কি আপনার কখনো ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, এখন পর্যন্ত?
হ্যাঁ। নিশ্চয়ই, নিশ্চয়ই। আ না, দেখুন এখন পর্যন্ত ভুল বুঝাবুঝি তৈরি হয়নি। কারণ আ যেহেতু কনসার্টের পরিচয় এবং বেশিদিন হয়নি পরিচয়ের। তো আমরা কিন্তু আ একটু ফরমালিটিস মেইনটেইন করে থাকারই চেষ্টা করি এবং আ চেষ্টা করি যেন আসলে আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি বা আ কোনো আসলে খারাপ দিক না আসুক। আমাদের বন্ধুত্বের মধ্যে আসলে কোন ফাটল না আসুক বা বন্ধুত্বের মধ্যে আসলে আ ইফেক্ট করছে, এরকম কিছু যেন না আসুক। তো সেক্ষেত্রে বলতে হয় যে, না, আসলে ভুল বোঝাবুঝির মতো কোনো আ ঘটনা আসলে ঘটেনি বা এরকম কোনো এক্সপেরিয়েন্স আসলে হয়নি।
উম জ্বি। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। উম জ্বি। হুম, হুম। উম বুঝতে পারছি। তার মানে আসলে আপনারা সবসময়ের জন্য আরকি, একটু চেষ্টা করে থাকেন যে, আ যে, বন্ধুদের ভিতরে যে, বোঝাপড়ার যে, ব্যাপারটা আছে, সেটা আসলে সবসময়ের জন্য একটু আ মেইনটেইন করার, যাতে করে আসলে আপনার ওই আ ফাটলের যে, ব্যাপারটা না থাকে বা বন্ধুত্বটা আসলে নষ্ট না হয়ে যায়। তো আ ধরেন আসলে আপনার এখন পর্যন্ত কোন একটা দ্বিধা বা ভুল বোঝাবুঝি, অপর পক্ষ থেকে যদি হয়ে গেল? তো আপ সেক্ষেত্রে আসলে আপনি তাদেরকে কিভাবে বোঝান আরকি বা অ্যা হয়েছে কিনা?
বুসছি। নিশ্চয়ই। উম দেখুন, ভুল বোঝাবুঝি জিনিসটা কিন্তু খুবই স্বাভাবিক একটা বিষয়। আ যেকোনো সম্পর্কে কিন্তু ভুল বোঝাবুঝি হয়। তবে আ যদি কখনো এরকমটা আমার বন্ধুত্বের ক্ষেত্রে হয়, আমি কিন্তু নিশ্চিতভাবে চেষ্টা করি, যেন সেই ভুল বোঝাবুঝিটাকে আসলে প্রশমিত করা যায় বা সম্পর্কটাকে যেন আগের মতো করা যায় বা আগের স্থানে নিয়ে যাওয়া যায়। তো সেক্ষেত্রে, আ আ কিছুদিন আগে একটা বন্ধুর সাথে আসলে ভুল বোঝাবুঝি হয়েছিল এবং আ পরবর্তী সময়ে কিন্তু, তো আমি চেষ্টা করেছি যে, সেই বন্ধুটিকে আসলে বোঝাতে এবং তার কাছে আসলে আ জিনিসটাকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে যে, এটা কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এবং এটার জন্য কিন্তু সম্পর্কটা নষ্ট করা ঠিক হবে না। এবং সেও কিন্তু আসলে বুঝতে পেরেছিলো। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে, একটু যদি এফোর্টস দেওয়া হয়, একটু যদি চেষ্টা করা হয়, তাহলে কিন্তু সম্পর্কটা রক্ষা করা সম্ভব।
উম জ্বি। হ্যাঁ, হ্যাঁ। উম জ্বি। হ্যাঁ, হ্যাঁ। উম জ্বি। অ হ্যাঁ, হ্যাঁ। হুম। বুঝতে পারছি। বুঝতে পারছি। মানে তার ২ দিক থেকেই যদি আসলে আপনার আ যে, আ একটু বোঝানোর ব্যাপার যেটা আসে, যদি আসলে ভুল বোঝাবুঝি কখনো তৈরি হয়ে যায়। তো, সেক্ষেত্রে আসলে যদি একটু আরকি শান্তভাবে বোঝানো হয়, তাহলে আরকি আপনার ভুল বোঝাবুঝির যে, জায়গাটা, সেটা আসলে কমে যায় বা, ঠিক হয়ে যায়, তাই তো? তো, আ আপনার approach করার ধরনটা আসলে কেমন থাকে? মানে এইযে বোঝানোর ক্ষেত্রে, ধরণটা আসলে কি আপনার বাস্তবসম্মত কোন উদাহরণ দেন? নাকি আসলে এমনিতেই আব আ আপনাদের যে, apology র কথা, যেমনটা ১ম এ আসলে বলছিলেন যে, ধাক্কা খাওয়ার পরবর্তীতে। তো এই ব্যাপারটাই আসলে হয়ে থাকে, সাধারণত।
সরে। হুম, হুম। হ্যাঁ। নিশ্চয়, নিশ্চয়। হুম, হুম? আসলে দেখুন, আ যখন ভুলটা অনেক গভীর পর্যায়ে চলে যায় বা, ধরুন হচ্ছে, সাধারণ apology তে আসলে জিনিসটাকে আর আগের মত করা যাচ্ছে না বা, জিনিসটাকে আসলে আ মনে হচ্ছে যে, আ যদি ঠিক করতে হয়, তাহলে আসলে বসে discusion করতে হবে বা, আ নিজেদের যে, চিন্তাভাবনা আছে, সেটা একজন আরেকজনের সামনে তুলে ধরতে হবে। তখন কিন্তু আসলে আমরা বসি, বসার মাধ্যমে কিন্তু আসলে নিজেদের মতামতটা আসলে প্রকাশ করি এবং একজন আরেকজনকে বোঝানোর চেষ্টা করি যে, এটা করাটা ঠিক না কেন বা, এটা করা ঠিক কেন। এর মাধ্যমে কিন্তু আসলে নিজেদের ভুলটা আসলে আমরা বুঝতে পারি এবং আমাদের মধ্যে, যে, সম্পর্কটা আছে, সেটা কিন্তু আ পুনরায় আগের গতি ফেরত পায়।
হুম, জি। হ্যাঁ, হ্যাঁ। হুম, জি। হুম, হুম। হুম, বুঝতে পারছি। হুম। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনার কাছে যদি আরেকটা ব্যাপার ছোট্ট করে জানতে চাই, যে, আ আপনার এই বন্ধুত্ব তো নতুন আপনি বানিয়েছেন বা বানা বানানোর অভিজ্ঞতা আছে। তো সেক্ষেত্রে আসলে আপনার মাথায় কি কখনো ওই যে, আ নিরাপত্তাহীনতা বা নিরাপত্তা নিয়ে কখনো আসলে আ চিন্তা এসেছে যে, আসলে আ নতুন একজন প অ অপরিচিত ব্যক্তির সাথে বন্ধুত্বে? হুম।
হুম। হ্যাঁ। আসলে আসলে দেখুন আমি কিন্তু, আ আমি কিন্তু মানুষকে খুব সহজে বিশ্বাস করি না এবং আ যদি নিজের নিরাপত্তার কথায় আসি, তাহলে কিন্তু আমি সবার আগে এই জিনিসটাকে priority দিই। আমার কাছে মনে হয় শুধু বন্ধু না আসলে, আপনার আত্মীয় স্বজন সকলের সাথেই আপনার মাথায় আপনার নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে। এই নিরাপত্তা নিয়ে concern থাকতে হবে। এর মাধ্যমে কিন্তু আসলে আপনি নিরাপদ থাকতে পারবেন। তো আ অবশ্যইভাবে যখন আমি নতুন কোন বন্ধু বানাই। আমি কিন্তু এরকমভাবে তাদের সাথে চলাফেরা করি না, যে, আমার নিজের নিরাপত্তার মধ্যে কোনো আসলে বেঘাত আসবে বা নিজের নিরাপত্তার হীনতায় ভুগব। তো সেই বিষয়টি মাথায় রেখে আমি আসলে আমার বন্ধুত্বটাকে আসলে আ পরিচালনা করি।
উম জি। হ্যাঁ, হ্যাঁ। হুম। জি। হ্যাঁ, হ্যাঁ। উম জি। আ হুম, বুঝতে পারছি। বুঝতে পারছি। তারমানে আ এখানে আসলে আপনার যে, নিরাপত্তার ব্যাপারটা, সেটা আগে থেকে যখন আসলে আ সতর্ক থাকেন বা পুরোপুরি বিশ্বাস যখন না করেন তখন আসলে আপনি সতর্কতার যে, ব্যাপারটা আরকি আ খুব ভালোভাবে আরকি থাকতে পারেন। না, আসলে অনেক ভালো বললেন কিন্তু, যে, আ বিশেষ করে আপনার যে, একটা আর কি আ ঘটনার পরবর্তীতে আপনার আ concert এ যাওয়ার পরে যে, ঘটনাটা, তো সেখান থেকে যে, আপনার classmate এর যে, বন্ধুত্ব, তারপরে আপনার আ চিটাগাঙে যাবার পরে ঐখানে আসলে আরেকজনের সাথে বন্ধুত্ব হবার পরে, তার সাথে যেমনটা আসলে আ ব্যবসায়ী আ সম্পর্কে পর্যন্ত চলে গিয়েছেন। তারপরে আপনার আ কি বলে এটাকে? যে, গ্রুপের যে, একটা কাকতালীয় ঘটনা যে, ২ জনই আসলে একই জায়গায়, কিন্তু তাদের নিজস্ব গ্রুপ নিয়ে পরবর্তীতে এক হয়ে অনেক আ ভালো লাগলো কিন্তু আলোচনাটা আরকি।
হুম, হুম। নিশ্চয়ই, নিশ্চয়ই। হ্যাঁ, হ্যাঁ। জি, জি। হ্যাঁ, হ্যাঁ। এটা সম্পর্ক, হ্যাঁ। হ্যাঁ। হুম, হুম। নিশ্চয়ই, নিশ্চয়, নিশ্চয়ই। আমারও অনেক বেশি ভালো লেগেছে আপনার সাথে আলোচনা করে, নিজের অভিজ্ঞতাগুলো share করতে পেরে। তো আশা করছি আ সামনে অনেক, অনেক অভিজ্ঞতা share করা হবে এবং আ নিজেদের মতামত আসলে বিনিময় করা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
হুম, জি। <chuckles> আপনিও ভালো থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঘটনাগুলো আসলে এত সুন্দর করে বলার জন্য আরকি।
জি, ভালো থাকবেন।